বেশ ভালোই আছি। তবে অনেক চিন্তিত আমি। আ বিড়ালগুলো একটু অসুস্থ আছে বাসায়। তাছাড়া ভালোই। দিনকাল কেমন গেল আপনার তবে?
আচ্ছা। আচ্ছা। হ্যাঁ দিনকাল তো আজকে মোটামুটি ভালই কেটেছে। কিন্তু বর্তমান সময়ে একটু দেখতে পাচ্ছি যে আ ঝড় চলতেছে আমার এখানে।
আচ্ছা। ওহো আচ্ছা, আচ্ছা। সাবধানে থাকবেন। ঝড়ে কিন্তু অ সবাই মানে পোষা প্রাণী শুরু করে সবাইকে একটু সাহায্য করার চেষ্টা করুন। <chuckles>
আচ্ছা। হ্যাঁ, অবশ্যই। হুম। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই।
তবে আমি মনে করি যে আ পোষা প্রাণী বিড়ালগুলো মানে বিড়াল রাখা খুবই সহজ। কারণ কি যে যাই হোক না কেন, এই যে মাত্রই যে বললাম অসুস্থ একটু, কিন্তু দিন শেষে দেখবেন ওদের বাসা থাকাতে মানে সবার মন একদম ভালো হয়ে যায়। তাই না? আপনার কি কখনো ছিল পোষা প্রাণী?
জি। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ, জি। হ্যাঁ। হ্যাঁ। অবশ্যই অবশ্যই। আমারও একটি বিড়াল ছিল। আ এখনো সে আছে। তো সে আমাদের মনে হয়েছে পরিবারের একটা অংশ। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আ আমাদের পরিবারের সাথে এমনভাবে সে মিশে আছে যেটা মানে আমরা যে কয়েকজন আছি তাকে কখনো আলাদা করতে পারব না এমন একটা বিষয়।
বাহ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। জি।